আচ্ছা, আপনার কাছে আসলে জানতে চাচ্ছিলাম যে আপনার বাচ্চাদের কাছে আপনার সাংস্কৃতি শেখানোর আসলে উপায়টা কি বা আপনি কিভাবে শিখিয়ে থাকেন তাদের?
আ আমার মনে হয় বাচ্চাদের সাংস্কৃতিক শেখা সাংস্কৃতি শেখানোর উপয় উপায়ে আর সহজ উপায়গুলো হচ্ছে গিয়ে তাদেরকে ওই process টার মধ্য থেকে নেওয়া আসলে। যেমন আমি যদি বলি যে, আম শীতের সময় নানা বাড়িতে গিয়ে পিঠা খাওয়ানো, হ্যাঁ? তো সেক্ষেত্রে কিন্তু আ তারা কি হয়? শীতের সময় দে স্কুল ছুটির সময় আসলে ওটা আনন্দের সাথেও করে আ যে নানা বাড়িতে যাওয়া হবে, সব কাজিনদের সাথে দেখা হবে। হ্যাঁ, ডিফরেন্ট different আম আম আ কি বলে? আত্মীয়-স্বজনের সাথে দেখা হবে। ওদের হয়তোবা আম ওদের হয়তোবা মানে কি বলবো? যে favourite কোনো মামা বা খালার সাথে দেখা হবে। তাই না? সো ওদেরকে excited ও করা। আবার দেখা যায় যে, আ শীতের আমাদের বাংলাদেশীদের যে পিঠাগুলো, ওই পিঠাগুলো সম্পর্কে একটু আসলে ওদেরকে বুঝিয়ে দেওয়া। তাই না? যখন খাচ্ছে আ তো দেখা যায় যে অ অন্যান্য কাজিনদের সাথে একসাথেই খাচ্ছে। সো তখন বলা যায় যে, "এই পিঠাটা এরকম করে বানানো হয়ে গিয়ে হ হতো। আমার মা এরকম বানাতো বা দেখো তোমার নানু এরকম বানিয়েছে বা আমার নানু এরকম বানাতো।" তাই না? সো আ আমার মনে হয় যে এরকম করে ছোট, ছোট জিনিস দিয়ে আ সংস্কৃতি বোঝানো যায়। আবার আমি যদি অন্য আরেকটা উদাহরণ আপনাকে দিই।
হু, হু। বাহ! হুম। সেটাই তো। একদম, একদম। হুম। আচ্ছা, আচ্ছা। ওকে। হতো। হুম। বাহ! জ্বী, জ্বী, জ্বী। বাহ! দারুণ। আ অবশ্যই।